হ্যাঁ, হ্যাঁ। অ্যা
তো এই যে ছুটি কাটালেন, হ্যাঁ, ছুটিতে কি বিশেষ কিছু করেছেন বা কোথাও ভ্রমণে গিয়েছিলেন কিনা?
হু। বিশেষ কিছু করেছি হ্যাঁ। আ ঘুরতে গিয়েছিলাম। আ তো সেটা হচ্ছে এই ছুটিতে না এর আগের ছুটিটাতেই গিয়েছিলাম। কিন্তু আমার মানে বেশ আ ভালো লেগেছে। আ আর হচ্ছে যে অভূতপূর্ব ঘটনা, মানে অভূতপূর্ব সৌন্দর্য তো দেখেইছি। মানে কক্সবাজারের সৌন্দর্য সেটা তো বলার মতো না। আমরা যখন গিয়েছিলাম তখন অফ সিজন ছিল। তো একদম সমুদ্রটা ফাঁকা ছিল। আ সেইটা সৌন্দর্য দেখেছি। আর ভ্রমণে একটা অভূতপূর্ব ঘটনা তো আমার ঘটেছে। ওইটা আমি একটু পরে শেয়ার করছি। আ আপনার কাছ থেকে একটু শুনি ভ্রমণ সংক্রান্ত বিষয় আগে।
আচ্ছা। হম। জি। <chuckles> হু, হু একদম। জি। আচ্ছা। <chuckles> জি। হ্যাঁ, আমিও হচ্ছে কিছুদিন আগে আ কুয়াকাটা গিয়েছিলাম। তো কুয়াকাটাতে দেখবেন যে মানুষ কিন্তু কক্সবাজারের মতো এত মানুষ কিন্তু কুয়াকাটাতে যায় না। হ্যাঁ? আ ওখানকার পরিবেশটা কিন্তু অনেক বেশি ন্যাচারাল এবং আশেপাশে অনেক গাছপালা রয়েছে যেটা কিন্তু কক্সবাজারে দেখা যায় না। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে যে এটা এখনো আ এতটা পরিমাণ আ কমার্শিয়াল হয়নি যে আমাকে সমুদ্র পার ঘেঁষে হোটেল আর বিল্ডিং এগুলো দেখতে হচ্ছে। তো এটা আমার কাছে বেশ অভূতপূর্ণ লেগেছিল।
হুম। হু, হু। হু, হুম। হু। হ্যাঁ, হ্যাঁ কুয়াকাটা কিন্তু আমিও গিয়েছি। আমরা আ আমাদের সমস্যাটা হচ্ছে যে আমাদের এখান থেকে কুয়াকাটার বাসটা খুব খারাপ। আগে তো রাস্তাও প্রচন্ড খারাপ ছিল কুয়াকাটার এখন রাস্তা ভালো হয়ে গেছে। আ বাট আমাদের আ বাসটা খুব বাজে। আ এই কারণে একটু প্রবলেম হয়। আদারওয়াইজ ঠিক আছে। আ তো আমারও ওরকম মনে হয়েছিল। আমরাও কুয়াকাটায় গিয়েছিলাম আ ফ্যামিলি থেকেই একদম আ মানে সারারাত জার্নি করে ভোরে পৌঁছেছিলাম। আ তো অ 12ঃ০০ টার সময় আমরা যেই ঘরে ঢুকবো তারা চলে যাবে। রুম ঠিক হয়নি তো আমরা ওই হোটেলের লবিতেই আ আমাদের লাগেজ গুলা রেখে আমরা একদম 5 টার সময় চলে আসছিলাম হচ্ছে আ ইয়েতে।
জি। আচ্ছা। আহ হুম, হুম। জি। জি। হুম, হুম। জি। আচ্ছা। হুম। হোটেল এ, আচ্ছা।
না, না সমুদ্রে চলে গিয়েছিলাম। একেবারে 5 টার সময়। আ এগুলো রেখে। এজন্য মানে একদম অন্য রকম সৌন্দর্য দেখেছি। খুব ভালো লেগেছে। আ আমার
আচ্ছা। হুম। ছি। আমারও মনে পড়ে গেলো যে আমরা হচ্ছে আর আ নিজেরা ড্রাইভ করে গিয়েছিলাম। তো আমাদের ঐরকম আ সূর্য উঠার আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম কক্সবাজার। তো তখন কিন্তু যে সূর্য উদয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু দেখতে পেরেছিলাম এবং আমার জীবনে ১ম বারের মতো আমি একদম আ দেখলাম যে সমুদ্র থেকে সূর্যটা আস্তে, আস্তে উপরের দিকে উঠছে। এবং একদম সুন্দর একটা কালার এবং সেই আ সূর্যের দিকে তাকাতেও কিন্তু কোনো অসুবিধা হচ্ছিল না। তো এটা কিন্তু বেশ সুন্দর একটা দৃশ্য।
হু। হু। হ্যাঁ, হ্যাঁ।